হ্যাঁ, এটা বিকল্প হতে পারে। আপনার মনে করেন যে, এখন মনে করেন সব ক্ষেত্রে তো আপনার মনে করেন যে, Live meeting করা পসিবল হয় না। উম একটা Corporate জায়গায় অনেক ধরনের ব্যস্ততা থাকতেই পারে। তো সেক্ষেত্রে আপনার মনে করেন যে আমি একটা ভিডিও কলে আপনার মনে করেন যে জরুরি কিছু আ ০.৫ ৪০ মিনিটে আপনার মনে করেন যে মিটিং গুলা দেখেই আপনার পে presentation গুলা তুলে ধরে, এ Screen by screen যেহেতু কথা তো শোনা যাচ্ছে আপনার মনে করেন যে ভিডিওতে দেখা যাচ্ছে। তো এটা আপনার মনে করেন যে তেমন ১ টা affect পড়ে না, খারাপ একটা প প্রভাব পড়ে না। এটা শর্ট-টাইম এ আপনার মনে করেন যে আ আ পু সময়টা অনেকটা সেভ করে দেয়। ঠিক আছে? মানুষের Productive টা রাখে। ধরেন আমি যদি আপনার মনে করেন যে আ এখন যদি আমি মনে করেন যে ধ ধরেন আমি যদি ধানমন্ডিতে থাকি, সাপোজ। আমি যদি ধানমন্ডি থেকে আমি যদি গুলশানে যাই তো আমার গুলশানে যেয়ে মিটিং করতে আমার ওইখান এ রাস্তায় প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা লাগবে। স্বাভাবিকভাবে।
না সেটা তো ঠিক। হুম <smacks lips> আচ্ছা। হ্যাঁ, <clicks tongue> সেটা তো ঠিক। হ্যাঁ, সেটাও ঠিক। আচ্ছা। হ্যাঁ, সেটাও ঠিক। মানে সময়ের যে ব্যাপারটা এটা কিন্তু থাকে। আর বিষয়টা কিন্তু আপনি খুব ভালোভাবেই বলেছেন যে ১ টা ব্যাপার কিন্তু থাকে ভিডিও কলের ক্ষেত্রে কিন্তু আসলে আপনি যেকোনো সময়ে, সময় চাইলেই কানেক্ট হতে পারছেন বা বলা যেতে পারে যেকোনো সময় চাইলেই মিটিং করতে পারছেন। মানে বিষয়টা বলা যেতে পারে অনেকটা সহজলভ্য এবং যেকোনো জাগায় জিনিসটা কিন্তু সম্ভব। কিন্তু এক্ষেত্রে কিন্তু লাইভ মিটিং এর ব্যাপারটা কিন্তু অতটা সহজ না। কারণ এক্ষেত্রে আসলে সময়টা মিলাইতে হয় বা অনেক দূরে থাকলে তাকে কাছে আসতে হয়। আবার অনেক ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু মেলেও না হুম।
হ্যাঁ, হ্যাঁ। জি। কানেক্টেড হতে পারছে, যখন প্রয়োজন। সম্ভব। জি। এবং সময় অ্যা আ খুঁজে বের করে নিতে হয়। সময়টা আপনি মনে করেন যে ঠিক করে নিতে হয়। ১ টা মোটামুটি একটু বেশি সময় বে বের করে নিতে হয়। যেমন যেটা বলতেছিলাম আপনে অ্যা 3 ঘন্টা কিন্তু যাতায়াতে চলে যায়। আবার 1 ঘন্টা আপনার মনে করেন অ্যা মিটিং সাপোজ, তো 4 ঘন্টা আপনার কিন্তু এখানে যাচ্ছে। কিন্তু আপনি মনে করেন অ্যা আ লাই আ ভিডিও কলে আপনি মনে করেন যে ওই 1 ঘন্টায় খালি জাস্ট আ মিটিংয়ে সময় যাবে। আর 3 ঘন্টা কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে। ওই ৩ ঘন্টা কিন্তু আপনার অন্যান্য Productivity তে আপনি সময় দিতে পারতেছেন।
না সেটা তো ঠিক, হুম। উ উম সেটা তো ঠিক। এইটা একটা ভালো বিষয় বলেছেন যে যদি আসলে ভিডিও কল এ আসলে মিটিংটা করে তো সেক্ষেত্রে কিন্তু সময়ের ব্যাপারটা বেশ ভালোভাবে লক্ষ্য রাখা যায়। বিশেষ করে সময়টা যে বাঁচানোর যে ব্যাপারটা এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা যেতে পারে। কারণ আপনার কিন্তু অ্যা আসতে সময় লাগছে, যাইতে সময় লাগছে, আপনার রেডি হতে সময় লাগছে। সবকিছু মিলায়ে কিন্তু ১ টা জগাখিচুড়ির ব্যাপার থাকে। আর এক্ষেত্রে ভিডিও কল এর ব্যাপারটা আপনে অ কল করলেই কিন্তু বিষয়টা বেশ সহজ হয়ে যেত। Live meeting আর ভিডিও কল এ মানুষের মধ্যে যোগাযোগের পার্থক্য কোথায় বলে আপনি মনে করেন? আর সবচেয়ে বেশি টের পানটা কোথায়?
জি। হ্যাঁ। জি। হুম।

বিষয়টা যদি বলি, তাহলে তো আপনার অ যদি যাতায়াতের কথা বলি, লন্ডন থেকে এখানে, তাহলে তো অ <scoffs> তাহলে তো, সেইম, সেইম ই পড়ে যায়। হ্যাঁ, তা আবার আপনার মনে করেন, ওটা আপনার একবারই। আপনার ধরেন, আপনি লন্ডনে গেলেন, গুরুত্বপূর্ণ মিট আপ, আপনার যেতেই হবে। আ ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার মনে করেন যে, ৪, ৫ বার যান, তাহলে কিন্তু খরচটা কিন্তু আর উল্টা আরো বেশি হয়ে যায়। ঠিক আছে? কিন্তু এইক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কিন্তু এককালীন। আ আপনি কিন্তু একবারে করতেছেন। আর হালকা টুকটাক আ যে মেইনটেন্যান্স, ওটা কিন্তু বেশি বেশি পড়বে না। তো, এটাই আরকি। হ্যাঁ।
আ হাচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, সেক্ষেত্রে বিষয়টা ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। হ্যাঁ, হ্যাঁ। সেটা ঠিক। অ তো, ১ম যখন আসলে ভিডিও কল আপনার জীবনে আসে, তখন আসলে কেমন লেগেছিল? কারণ, এটার কিন্তু একটা অনুভূতি বলে অ্যা হতেই পারে, তাই না? কারণ যখন আসলে ১ম জিনিসটা আপনি লক্ষ্য করলেন যে, আপনার জীবনে একটা ১ম ভিডিও কল এসেছে বা, আপনি কাউকে করেছেন। তো, এটা আসলে, অনুভূতিটা কেমন ছিল?
জ্বী। হুম। ১ম ভিডিও কল তো করেছি, বন্ধুদের সাথে দুষ্টামি করার ক্ষেত্রে। <laughs> ঠিক আছে? আ বন্ধুদের সাথে, কাজিনের সাথে, বা ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিও কল। ঠিক আছে? ওটা আপনার মনে করেন যে কোন আপ মিটিংয়ের থ্রুর কারণে না। আ ঠিক আছে? আর যদি এ হ্যা ক্লাসের ক্ষেত্রে ভিডিও কলটা, আপনার মনে করেন, বেশ কাজে দিয়েছে। যেমন: Zoom মিটিং বা, Google মিটিং আ ক্লাসের ক্ষেত্রে, আ ভার্সিটির কো প্যা প্যা প্যান্ডেমিকের সময় অনেক কা কাজে দিয়েছে, আমাদেরকে অনেক সাহায্য করেছে। ক্লাস পড়তে, পড় পড়ালেখা করতে। নাহলে তো সা <scoffs> আমাদের সময় তো চলেই যেত, অবস্থা খারাপ হয়ে যেত। তো হ্যা, হুম।
উ আচ্ছা। না, সেটা হতেই পারে, হ্যাঁ। উম এটা আসলে করোনা প্যান্ডেমিকে বেশ আ ফলপ্রসু ছিল। হুম। হু, হু। না, সেটা ঠিক। কারণ এক্ষেত্রে আসলে করোনা প্যান্ডেমিকের যখন সময়টা আসে, তখন কিন্তু আসলে, জীবনটা অনেক ক্ষেত্রে থমকে গিয়েছিল, বা সামনাসামনি যে ক্লাসের ব্যাপারটা, ওটা কিন্তু ওভাবে হতো না। তো, ভিডিও কলে আবেগ বা এক্সপ্রেশন, কতটা ঠিকভাবে বোঝা যায় বলে আপনি মনে করেন?
হ্যাঁ।